হ্যাঁ, তাছাড়া আরেকটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই। অ্যা ধরেন অ্যা আপনি যদি সারাদিনের কথা চিন্তা করেন সেই সকাল থেকে বিভিন্ন, বিভিন্ন আসলে স্কিন, ধরেন মোবাইল এক, তারপর মনে করেন আপনি গাড়ির মধ্যে যাবেন, গাড়ির ড্যাশবোর্ডও দেখা যাচ্ছে ডিজিটাল তারপরে <chuckles> আপনি ধরেন টেলিভিশন তো দেখছেন, টেলিভিশন ও আপনার ডিজিটাল। সবকিছুই আসলে স্ক্রিন হুম, কম্পিউটার, জি।
উ হ্যাঁ, হ্যাঁ, জি, জি। ইভেন কাজ করছেন অফিসে কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন সবকিছুতে আ মনিটরের সামনে বা কোনো একটা স্ক্রিন এর সামনে বসে সবকিছু করা হচ্ছে। আসলেই সেটা থেকে একটু, একটু ডিটেইলস থাকার জন্য হলেও একটু মেবি একটা এরকম ডিজিটালাইজড ল মানে ডিজিটাল মুক্ত একটা জায়গা আসলে বাসায় থেকে থাকা উচিত। তো অনেক ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মুক্ত রুম করলেও সবাইকে কিন্তু সেখানে আনানো যায় না। সাপোজ আপনি নিজে যেতে চাচ্ছেন, আপনার কোনো ফ্যামিলি সিনিয়র পারসন হয়তো যেতে চাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চারা বা যারা একটু মোবাইলে থাকতে পছন্দ করে তারা কিন্তু অনেকেই ওই রুমে যেতে চায় না। ডিটক্স এর বিষয়ে বলেন বা একটু নিজেকে মানে চ এই ডিজিটাল মুক্ত হয়ে নিজের প্রতি খেয়াল রাখার যে বিষয়টা সেটা বলেন তারা কিন্তু যেতে চায় না। তো তাদেরকে কনভিন্স করার ক্ষেত্রে কি করা যেতে পারে?
হুম। একদম। হ্যাঁ দরকার। হুম। জি। হুম। হ্যাঁ। রাইট। হুম। তাদের জন্য না আসলে সুন্দরভাবে না বোঝানো যেতে পারে আমার কাছে মনে হয়। যদিও আসলে বাচ্চারা খুব কমই আসলে এগুলো আ আপনার বুঝতে চায়। তবে একটা জিনিস করা যেতে পারে। ছোট বাচ্চাদের কিন্তু ছোট, ছোট উপহার দিলে তারা আবার এগ্রি করে। <chuckles> তো দেখা যাবে হুম। রাইট, রাইট যে ওই রুমে গিয়ে যদি তুমি ০.৫ ঘন্টা ধরে একটা বই পড়তে পারো তাইলে একটা চকলেট দেয়া হবে। <chuckles> মানে এরকম কিছু একটা ট্রিকস কিন্তু করলেই করা যায়। মানে বিভিন্ন উপায় আছে। এটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে যে কার বাচ্চা আসলে কোন জিনিসে <chuckles> আগ্রহী হয়।
<chuckles> জি, জি। হ্যাঁ। পজিটিভ রেস্পন্স রিইনফোর্সমেন্ট যেটাকে বলে আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। কোনটাতে আগ্রহী এটা ঠিক বলেছেন। অ অনেকে কিন্তু ডিজিটাল মুক্ত হওয়ার জন্য নিজের বাসার মধ্যে কোনো জায়গা না করে তারা যেটা করে কোথাও ঘুরতে চলে যায়। বিশেষ করে বর্তমানে এমন অনেক রিসোর্ট বা হলিডে স্পট থাকে যারা হচ্ছে এই ধরনের স্পেস তাদেরকে দেয়। হয়তো একটা ভালো অ্যামাউন্টের টাকার বদলেই দিচ্ছে। কিন্তু তারা কিন্তু প্রোভাইড করার একটা প্রবণতা রাখে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আদৌ হলিডে তে গিয়ে এ ডিজিটাল মুক্ত থাকাটা আদৌ কার্যকরী নাকি বাসার মধ্যে বে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে?
হ্যাঁ। জি। উম অ্যায় হুম।